আচ্ছা খুবই সুন্দর একটি তথ্য প্রদান করলেন। যে তথ্যটা আসলে যে শিস
উহু।
কি করার জন্য হয়তো মানুষ, মানুষের সাথে রাগারাগি তো করার জন্য হয়তো রেশারি করানো থাকে। এই যে তথ্য প্রমানগুলা হয়ে থাকে এটার জন্য আম তো দায়িত্ববোধের মধ্যে কাজ থাকে যা আসলে এটাকে বন্ধ করা উচিত, বন্ধ করা উচিত।
জি, জি, হু, হু। অবশ্যই, হ্যাঁ। উহু। আজ থেকে, হ্যাঁ। জি, অবশ্যই।
কি মনে করেন এই বন্ধতা মধ্য দিয়ে?
আচ্ছা, ভালো কথা বলেছেন যে, এই যে মিথ্যা তথ্যগুলো ছড়ানো থেকে কিভাবে আমরা রোধ করতে পারি বা বন্ধ করে পাত্তে করতে পারি এগুলো। আসলে আমরা কিন্তু একাই চালে পারব না। যেহেতু এগুলো একটা social media platform-এ কিন্তু এগুলো হচ্ছে। তো সেই platform-এ কিন্তু আমাদের কোনো অধিকার থাকে না যে সেখানে গিয়ে আমরা কাউকে কিন্তু আ মনে করেন যে তাকে কিছু বলব। তো সে ক্ষেত্রে আমি মনে করি যে আমরা শুধু report করতে পারি। যেমন যেটা আর কি social media গুলোতে থাকে report করা বা তার নামে কোনো নালিশ জানানো। social media-র কর্তব্য হচ্ছে যে সে অনুযায়ী আসলে তথ্যটা সত্য কিনা এটা যাচাই-বাছাই করে তাকে শাস্তিমূলক কোনো ব্যবস্থা করা। যেমন তার account টাকে মনে করেন যে delete করে দেওয়া বা deactivate করে দেওয়া, কোনো ধরনের flag দেওয়া। এই ধরনের বিষয়গুলো কিন্তু হতে পারে। আর আমরা সাধারণ মানুষ হিসেবে কিন্তু তাকে চিহ্নিত করে কিন্তু বা সরকারের আ আওতায় কিন্তু দিতে পারি। যেমন আইনের আওতায়, যে এই লোকটা এই ধরনের বিভ্রান্তি আ সৃষ্টি করার জন্য বা কারো ক্ষতি করার জন্য মিথ্যে তথ্য প্রচার করেছে। আমার মতে মনে হয় যে এটিই সবথেকে ভালো কাজ। কিন্তু আসলে এটি তো আমরা কখনো করি না বা কারো করাও দেখিনি আমি এই ধরনের কর্মকাণ্ডগুলো। আপনি কি মনে করেন এই বিষয়টা নিয়ে?
আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, একটি কথা বলেছেন যে, যে আসলে বিভ্রান্তিকর তথ্যগুলো ছড়াচ্ছে তার ID টাকে চিহ্নিত করা। আচ্ছা তো হস্থান্তর করা বা এবং তার identification আপনি যদি দেখেন হয়তো free website গুলাতে থাকে প্রত্যেকটা কিছু terms and regular condition থাকে। এখন থেকে হয়তো যদি তার কর্তৃপক্ষ যদি কোনো কিছু Facebook এ post বা verify করার জন্য তাদের একটা যে terms and condition গুলা আছে সেটা যদি যাচাই করে এবং সেটা যদি post হয় আমার কাছে মনে হয় হাফ জিনিসটা হয়তো সমাধান হয়ে যেত। যে Facebook এখন তার verify
হু, হু, জি। উহু। জি। উহু। অবশ্যই, হ্যাঁ। উহু। উহু। জি, একদম। হ্যাঁ।